হ্যাঁ, আসলে দেখা যায় কি? আমাদের তো প্রেজেন্টেশন যখন থাকে, তখন একটু ফরমালী ড্রেস আপ করতে হয়। কিংবা otherways আমি যেটা পছন্দ করি, যে একটু ঢিলাঢালা টাইপের কমফোর্টেবল, কিংবা একটু বলে না? যে একটু লম্বা ড্রেস পড়তে অ অনেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমি হচ্ছি একটু লম্বা টাইপ এর ড্রেস পড়তে, কিংবা একটু ঢিলাঢালা কাপড়-চোপড় পড়তে, বেশি পছন্দ করি। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে হিজাব ক্যারি করি। তো সাথে আমি আসলে ওভাবেই জিনিসটাকে নিয়ে থাকি, যে যাতে আমার সবকিছুতেই আসলে কমফোর্ট ও থাকে। আর নিজের যে একটা শালীনতার ব্যাপারটা থাকে হ্যাঁ। হ্যাঁ। একদমই।
হুম। হু, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী। একটা সৌন্দর্য বা শালীনতা মার্জিত এগুলো যদি ফুটে ওঠে। আসলে বোঝা যাচ্ছে, পোশাকে এই, এ তি তি ৩ টা কথা বললেন, যে শালীনতা মার্জিত এবং একটু আরামদায়ক। এগুলোর মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে হু, হু, হু, ট্রেন্ডি ও থাকে জ্বি। ট্রেন্ডি সবকিছুর মি এ্যা ম্যা মিলেমিশে একাকার করে একটা ব্যক্তিত্ব পোশাকের মাধ্যমে ফুটিয়ে তোলেন, আসলে বোঝা যাচ্ছে। তা এই যে, যে, আপনার পোশাকের কথা তো বললেন। এবং এ এই ক্ষেত্রে কি কিছু পছন্দের রং আছে? নাকি যেগুলো পড়তে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন?
হু। আবার সাথে যেটা একটু ট্রেন্ডি ও থাকে। মানে একদম ব্যাকডেটেড কিছু না হ্যাঁ। <chuckles> জী। অবশ্যই। হু, হু। হ্যাঁ, অবশ্যই। আসলে সব মানুষই তো ফেভারাইট কিছু কলার থাকে। সেক্ষেত্রে আমি বলব আমার একটু ডার্ক কলার বেশি পছন্দ। যেরকম হচ্ছে আমার কা কালো কালার, নেভি কলার, ব্লু, ডার্ক ব্লু কিংবা এ ব্লু অ্যাকচুয়ালি অনেক শেড যেগুলো থাকে। যদিও quite similar দেখা যাচ্ছে ঘুরে ফিরে না, একই রকম লাগে। মানে অনেকে বলছে এই একই রকমই জামাকাপড়ই তো পড়তে এ্যা হ্যাঁ <chuckles>
হু। ও তাই নাকি? <chuckles> আচ্ছা। হু। ওই কেই কালো, কালো, লাগছে। তার মানে দূর থেকে দেখলে ব এ তারমানে নীলটাকে অনেকটা কালো লাগছে এরকম আরকি। সেরকম বলছেন? জি।
একই রকমই লাগবে। হ্যাঁ। আ হ্যাঁ, দেখা যায় যে ঘুরে ফিরে সাদা, কালো, কালার এ কিনছি। কিংবা হচ্ছে একটু মপ কলার এ কিংবা একদম লাইট কলার এ গেলে আবার, একদমই হালকা ন্যাচারাল টোন যেটা থাকে না? একদম চোখে দেখলে সুথিং লাগে। কটকটা কোন কালার না, কিংবা মানুষের চোখে পড়বে এরকম কোন কালার আসলে আমি সিলেক্ট করি না। এটা আমার সাথে সুন্দর করে যায়
আচ্ছা। হুম। তার মানে ওটাও তো তেমন একটা পছন্দ হয় না আরকি। তাই তো?
হ্যাঁ, একদম। হ্যাঁ, আমার কাছে একদম বেশি রং চটা কালার, কিংবা একটু বেশি উজ্জ্বল কালার যেটা আসলে যে কারো চোখে পড়ে যাবে। আমি সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষ আমার দিকে তাকাবে। এরকম টাইপের জিনিসগুলো একটু এভয়েড করে থাকি আমি।
জ্বি। আচ্ছা।

জ্বি, আসলে আমার কাছেই না তাই মনে হয়ই, কারণ কি এখন যখন এই যে আমাদের জেনারেশন ওয়াইস বাচ্চাদের দেখছি কিংবা বোনের বাচ্চা, কাসিনদের বাচ্চা কিংবা আমাদের পরবর্তী যে জেনারেশন এদের মধ্যে না একটা টেনডেন্সি থাকে যে হ্যাঁ, আমি অবশ্যই বলব যে আমার পছন্দ হলে জামাকাপড় কিনবা সবকিছুই ঠিক আছে। তো এটা থাকে, ব্যাপার থাকে যে আমি লিমিট এর বাইরে করছি কিংবা লিমিট এর বাইরে খরচ করছি। যেটা আসলে শুধুমাত্র আমার ফ্রেন্ড সার্কেল দেখানোর জন্য কিংবা মানুষকে দেখানোর জন্য কিংবা হয়তোবা সোশ্যাল মিডিয়া ২ ৪ টা ছবি আপলোড করার জন্য, এই জিনিসটা একদমই না হ্যাঁ। আর এই ক্ষেত্রে বলবো যে প্যারেন্টস দের কিন্তু খুবই মানে সাপোর্টিভ রোল করা উচিত। কারণ ওদেরকে না একদম বকে ঝোঁকে যে জিনিসটা হয়। এই জিনিসটা করা যাবে না। তাদেরকে সুন্দর করে কাউন্সেলিং করে কিংবা ছোটবেলা থেকে জিনিসগুলো যদি বোঝানো হত তখন হয়তোবা জিনিসগুলো আসলে কন্ট্রোল এ থাকতে পারত।
আচ্ছা। জ্বি। হ্যাঁ, এরকম হচ্ছে কিন্তু অহরহ সমাজে। জ্বি আপনি চমৎকার ব আ হুম। অবশ্যই, ঠিক বলেছেন একদম আ এবং যেটা বললেন এরকম করা উচিত বলে মনে হচ্ছে আপনার কথা থেকে। আচ্ছা এই যে তো বললেন যে এ জামা কাপড়ের কথা বললেন, জুতার কথা বললেন, ব্যাগের কথা বললেন। আপনার কাছে একটু জানতে ইচ্ছে করছে সাথে কি সোনার গহনা-টহনাও পরা হয় পোশাকের সাথে আ ম্যাচ করে বা পোশাক, অনেক সময় আছে না অকেশনে যেতে গেলে একটু হাতে সোনার ব্রেসলেট তারপরে ওই হাতে সোনার রিং এ এ এগুলো দিলে তো একটু হলেও সৌন্দর্যটা বেড়ে যায় সেগুলো কি করা হয় নাকি?
হ্যাঁ। হু, হু, হু। জ্বি। <chuckles> আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ এই তো চুরি পড়তে হয়। একদম। হ্যাঁ, এটা তো আসলে দেখা যায় যে আ বেশিরভাগ ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেটা হয় কি আ দেখবেন যে বিয়ে-সাদের ক্ষেত্রে জিনিসটা একটু বেশি দেখা যায়। আর সেটা যদি একদমই নিজের ঘরের বিয়ে-সাদী হয় তখন জিনিসগুলোর প্রভাব একটু বাড়ে যেরকম হতে গিয়ে হ্যাঁ, আ যেরকম হচ্ছে গিয়ে রিসেন্টলি আমাদের ভাইগনার বিয়ের কথাবার্তা চলছে। তো এই যে গোল্ড এর দাম তো জানলেন যে কিছুদিন আগে প্রচন্ড বেড়ে গিয়েছিল। তো দ্যাট টাইমে আসলে
হুম। তার মানে একটু কাছের লোকের বিয়ে হয় যদি সেটা বলছেন, জ্বি। ও বাবা গোল্ডের দা তো সোনার দাম তো এখন অনেক। <chuckles>
হ্যাঁ, তো আমরা যখন কিনতে গিয়েছি তখন আ মোটামুটি হুম।
বিয়ে-সাদি করতেও কি ভয়ে, তো মানে আপনার ভাগ্নার কথা বললেন। বিয়ে-শাদি করতে যেহেতু অনেক খরচ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। <chuckles>
না আসলে আপু যেহেতু চাচ্ছে ওর বয়স বলব না খুব বেশি। মোটামুটি বলা যায় চব্বিশ থেকে পঁচিশ এ
দা না ব আমি এটা বলতে চাচ্ছি যে আপনার সোনার দামের কথা যে সোনার দাম তো এখন অনেক বেশি, একটু খরচ বেশি হয়ে যাচ্ছে আরকি।
জ্বি, জ্বি। হ্যাঁ। এর মাঝখানেও আ যদি বলি আমাদের ভাইগনা বউর জন্য মোটামুটি তো ১০ এর কাছাকাছি, ভরির কাছাকাছি তো কিনা হয়েই গেছে।
তাহলে তো অনেক কেনা হয়ে গিয়েছে। <chuckles>

আসলে অ্যা জামদানি কথা কিংবা এই যে, নকশি কাঁথার কথা যদি বলি, যে আপনি হচ্ছে এখন দেখবেন না অনেক অনলাইন পেজ গুলা আছে। যদি নকশি কাঁথার কথায় দিয়ে শুরু করি। যে আমাদের বাসায় যেটা হয় যে আমাদের বাসায় সবারই পার্সোনালি আমাদের সবার নকশি কাঁথা করে একটা আছে যেটা আমরা হচ্ছে রেগুলার ইউজ এর জন্য ইউজ করি। আবার চাদর থেকে শুরু করি। এগুলো না আমাদের কাছে মনে হয় কি আপনার যে একটা ঐতিহ্য কিংবা একটা অন্য রকম সৌন্দর্য আছে। যেটা আসলে অন্য কিছুর সাথে মিলানো যায় না। আর চা
জ্বি। বাহ্ বেশ তো! <chuckles> আচ্ছা। তারমানে এটা আসলে পুরোপুরি আলাদা। এটার একটা আলাদা আকর্ষণ আছে যে বলে মনে হচ্ছে আপনার কথা থেকে।
হ্যাঁ, একদম। হুম, আবার জামদানির কথা যদি বলেন এটা কিন্তু এখন আমাদের দেশের বাইরে এক্সপোর্ট হয়। কিন্তু যদি প্রাইস রেঞ্জ এর হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন পেজ কিন্তু এখন আ জিউ আ লাইক আ লন্ডন, ইউকে তে যারা আমরা বাঙালি থাকি তারা কিন্তু পেজের মাধ্যমে কিংবা তাদেরও কিন্তু এখানে আ হাব আছে কিংবা এখান থেকে পাঠিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা আছে। তারা কিন্তু অনেকেই এখন নিচ্ছে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে বাইরে পাঠানো হচ্ছে এগুলো। আর যদি প্রাইস রেঞ্জ এর কথা বলবেন তাহলে আমি বলব আসলে আপনি যদি একটা ভালো মোটামুটি লেভেলের মিড রেঞ্জ যেটাকে আমরা বলি, মিড রেঞ্জ ও আপনার মো আরাউন্ড 10,000 এর কাছাকাছি চলে আসবে, একটা শাড়ি।
তাই নাকি? এটাও এরকম হচ্ছে নাকি এখন? জি। হুম। তাহলে তো অনেক টাকা একটা শাড়ি কিনতে গেলে? মিড রেঞ্জ এর হাই রেঞ্জ কত তাহলে? <chuckles>
ওটা মিড রেঞ্জ। আর যদি একটু হাই আ আপনার ৳1,00,000 থেকে ৳1.5 লাখ পর্যন্ত আছে একটা শাড়ি।
এরকমও হয় নাকি শাড়ির দাম? এটা তো অনেক!
অ্যা হ্যাঁ। হ্যাঁ, আমি জিনিসগুলো কিনি মানে দেখা যাবে যে মিড রেঞ্জ এই কিনা হয় কিংবা প্রতি ঈদে আসলে আমি ট্রাই করি একটা করে শাড়ি কিনতে। এসি
তার মানে আপনি শাড়িতোও আসলে পছন্দ করেন। শাড়ি পড়তে।
হ্যাঁ, আমার আসলে জামদানি কালেক্ট করতে খুব পছন্দ। একেকটা এক্সক্লুসিভলি দেখা যায় যে কালার, কালার আলাদা করে থাকবে। আমার কাছে জামদানি কালেক্ট করতে খুবই অবশ্যই পছন্দ।
অ্যা হুম।

মাঝে, মাঝে, হচ্ছে জোর করে ধরে-বেঁধে হচ্ছে যে এমনও হইছে আমি রেডি হয়ে গেছি। এরপরে আম্মু এসে জোর করে ধরে "হ্যাঁ যাবোই না, ড্রেস চেঞ্জ করো, নাহলে যাবোই না"। দেখা যাবে তখন একটু লাইট <chuckles>
তার মানে এরকমও হয় নাকি? <chuckles>
<hiccups> হ্যাঁ, হ্যাঁ, লাইট লাস্ট পর্যন্ত হচ্ছে ইভেন সে যাওয়ার আগে এসে শুরু করবে। "এই কি পড়বা জামা দেখাও কি পড়বা জামা দেখাও কোন শাড়ি পড়বা জামা দেখাও?" মানে তার কাজই হচ্ছে
তার মানে পোশাকটার অ সম্পর্কে উনি একটু অবগত থাকেন এবং যাতে আপনাকে আরেকটু সুন্দর লাগে। যেহেতু আপনি আ তা তার সন্তান। সন্তানকে সুন্দর লাগলেও অনেকটা তার জন্য এটা আরামদায়ক এবং গর্বের বলে মনে হচ্ছে আপনার কথা থেকে। এই তো গে আপনি পোশাকের কথা বলছেন। পোশাকের সাথে কি অ কিছু মানান সই বা একটু ম্যাচিং করে কি জুতা বা অ গহনাগুলো ব্যবহার করা হয়ে থাকে? যে ক্যা এমনও একটা কলার এর সাথে সুন্দর একটা গহনা? ধরেন কান এ কানের দুল বা হচ্ছে গলার হার, এগুলো তো অনেকেই ম্যাচিং করে পড়ে থাকে। আপনার ক্ষেত্রে কি হয় আসলে?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ অবশ্য। হ্যাঁ, হ্যাঁ। এখন আর হু, হু, হু। আ আসলে যেহেতু আমি হিজাব ক্যারি করি, তো আমি হচ্ছে কানের দুল পরা কিংবা এগুলো আসলে এভয়েড করে থাকি। তো দেখা যায় কি? ওটা সে ড্রেস এর সাথে হয়তোবা হিজাবের কলার টা একটু ম্যাচ করে নিয়েছি কিংবা যেটা একটু পিন ইউস করছি সেটা একটু সোবার কিংবা একটু সুন্দর দেখতে নিচ্ছি। আর অ্যা দেখা যায় যে খুব বেশি যদি এক্সেসা অ্যা অ্যাক্সেসরিজ এর কথা বলা হয় তাহলে ওই যে ম্যাচ করে হচ্ছে এগলা জুতা আর পার্স এর একটা ব্যাপার থাকে। মেয়েদের মত দেখবেন যে জুতা পার্স ম্যাচ করার একটা টেনডেন্সি থাকে। যাতে এট লিস্ট জিনিসটা ক্লাসি থাকে।
হু। ও এ্যা ও আচ্ছা, আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। <chuckles> আহ তাকি ঢুকবে তাহলে তো বোধহয় ব্যাগ আপনার অনেকই আছে বোধহয়। হ্যাঁ, অনেক এ অনেক এ জে জামা কাপড়ের সাথে ম্যাচ করে রাখা। <chuckles>
আ আসল না আমি আসলে আ জিনিসটা এরকম করি। কারণ বাসায় ছোটবেলা থেকে এভাবে করা হয়েছে যে আননেসেসারি জিনিসগুলো যাতে এভয়েড করে চলি। যেহেত আমি এমন হ্যাঁ। হ্যাঁ। আমি একটা ব্যাগ কিনলে এমনভাবে ব্যাগটা কিনি যাতে এটি লিস্ট আমার ৫ থেকে ৬ টা ড্রেস এর সাথে যাতে আমি ক্যারি করতে পারি। কিংবা আরো তিন, চার টা শাড়ির সাথে আমি ক্যারি করতে পারছি। এবার স্যান্ডাল টাও না ওইভাবেই করি যাতে। এট লিস্ট আমার ৪, ৫ টা ড্রেস এর সাথে আমি সুন্দর করে জিনিসটা ইউস করতে পারি। আর এমন হয় না যে অনেকে ১, ২ বার ইউস করার পর জিনিসটা ইউস করে না? আমাদের ক্ষেত্রে এটা না। যতক্ষণ সেটা রিউউজেবল হচ্ছে, ভালো আছে, ওটা ইউস করতেই থাকি আমরা।
তার মানে অপচয় ব রোধ করা আরকি তাইতো? জি। বাহ! সুন্দর তো! <chuckles> হু। জি।